না ওইটা আমার কাছে একদম মনে হয় না। বরং ওর চাইতে ওইযে ফু জবা ফুলের মতো ফুলটা ফুলটার নাম আমার ঠিক মনে নেই, ঐটা বেশি মনে পড়ে। আমরা এখন অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল হ্যাঁ? আমি আমার সন্তান পরিবারের পেছনে আমরা যে খরচটা হ লাগে সেটা দিয়েও অনেক থেকে যায় ব্যাংকে রাখার মতো আমরা ঘুরতে এ পারি। আমরা বেশ অর্থনৈতিকভাবে ভালো আছি। বাট বিয়ের পরের যেই প্রথম ৩, ৪ মাস আমরা অর্থনৈতিকভাবে খুবই একটা টাইট সিচুয়েশন এ ছিলাম। আর ১ম যে ৩, ৪ মাস না, ১ম ১-১.৫ বছর বলব, তখনকার যে সময়টা যে স্বাধীনতাটা যে ইচ্ছামত যা মন চায় করছি এই যে বিষয়টা নিজের টাকা আয় করছি, নিজের টাকা খরচ করছি। যখন মন চায় যে যা খুশি করছি, ঘুরে বেড়াচ্ছি, নিজের মধ্যে খুনসুটি হচ্ছে, রাগারাগি হচ্ছে। এই যে ফ্রিডম স্বাধীনতা, ভালোলাগার যে বিষয়টা এটাকে আমরা এত বেশি মিস করি, ওই যে ওটাকে আমরা এখনো আলোচনা করি যে ঐটা আমরা খুব
আচ্ছা, আচ্ছা। জি, জি। কষ্টের মধ্যে ছিলেন, জি। হুম। জি, জি। অর্থাৎ এখন হলো যে এম ইনকাম বেড়েছে, ব্যস্ততা বেড়েছে, সময়ের ফ্রি থাকাটা কমেছে তাই না? আ তার মানে হলো আ আমি আপনার কাছে জানতে চাই যে আ তাহলে কি মানুষ যত উপরে ওঠে ততই তাদের আসলে অ্যা এই যে ফ্রি থাকার যে ব্যাপারটা ঘোরাফেরা, স্বাধীনতা নিজের ইচ্ছা মত চলা এটা কি কমে যায়?
হ্যাঁ। <chuckles> জি, জি। একদম রাইট জায়গায় বলেছেন। কিছুটা আমার মনে হয় যে হ্যাঁ। কারণ কি আপনি যত আস্তে, আস্তে স একটা সমাজে একটা ভালো জায়গায় পৌঁছাবেন, আপনার দায়িত্ব তত বেড়ে যায়। তখন কিন্তু ভালো লাগাটা কিছুটা দায়িত্ব পালনের ক্ষেত্রেই চলে আসে। যেমন আমি এখন বাবা-মার দায়িত্ব কিছুটা নিচ্ছি। আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিচ্ছি। আগে তো জাস্ট নিজের দায়িত্ব নিলেই হচ্ছে। আমার ওয়াইফও নিজের দায়িত্ব নিচ্ছে। আমি আমার মত দায়িত্ব নিচ্ছি। তো ওই যে স্বাধীনতার ফ্রিনেস যেটা ঐটা আসলে আর কখনো ফিরে আসবে না। বাট দ্যাটস অলরাইট কারণ আমরা এখন ডিফারেন্ট, ডিফারেন্ট কাজ করছি। যেখানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যে দায়িত্ব পালন করতে পারছি আমি। আমি ২ টা সন্তান মানুষ করছি। এখানেও কিন্তু একটা গর্বের জায়গা আছে।
হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক। জি, জি। বুঝতে পেরেছি। হ্যাঁ, জি, জি। বুঝতে পেরেছি। এই যে আপনি বলছেন যে আ সন্তান মানুষ করতে পারতেছেন। এটাও কিন্তু আপনার গর্বের জায়গা যেটা আসলে অ্যা শুরুতে বলতেছিলেন যে অ্যা সন্তানের প্রচেষ্টায় সন্তানরা ভালো হয়। তো আরেকটা ব্যাপার এই যে আপনি অ্যা গর্ব করতেছেন অ্যা তো আসলে যারা নিজেদের জীবনে সফলতা লাভ করতে চায় বা এমন কিছু করতে চায় যেটা নিয়ে আসলে তারা গর্ব করতে পারবে, সমাজের মানুষ গর্ব করতে পারবে। তো যারা নতুন করে আসলে এই ধরনের স্বপ্ন দেখতে চায় তাদের ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন?
জি, জি, জি। হুম। হু, হু।